হ্যালো! কেমন আছেন ভাই? ভালো?
হ্যালো? এইতো উ বেশ ভালো আছি। আপনার কি অবস্থা ভাই?
আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। ঈদ কেমন কাটলো আপনার?
হু, হু। আ চমৎকার কেটেছে আসলে। উ আ আগের বারগুলোর চাইতে একটু বেশি ভাল কেটেছে। কারণ আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে। আ কয়েকজনের বাড়ি গিয়েছি, তারা এসছিল। আ সব মিলে বেশ ভালোই কেটেছে আরকি। তো আপনার কি অবস্থা? আপনার কেমন কাটলো ঈদটা?
<chuckles> হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আম আ আমার আলহামদুলিল্লাহ। বেশ ভালোই কেটেছে। মজা লেগেছে। বাইরে ঘোরা হল। হ্যাঁ একটু বা আর শর্ট ফাঁকা, ফাঁকা লাগল। সবাই বাড়ি চলে গেছে অনেকেই যাই জিনিস দারুণ একটা ফাঁকা। বেশ ভালো লেগেছে বা লাগছে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> <clears throat> যাই হোক <clears throat> ঈদ ভ্যাকেশন তো চলছে। হ্যাঁ তো এর মধ্যে কোন কিছু প্লান করছেন কিনা? কোন বেড়াতে যাওয়ার অথবা আ ঘোরাঘুরি <chuckles> এরকম কোন প্ল্যান আছে কিনা আপনার?
হুম, হুম।